ব্যাপারটা আসলে অনেকটা এরকম মানে খুবই মজা মজার গল্প। আচ্ছা তারপরেও তো ধরেন এই যে ছোটবেলায় সেই ফুচকা খেলেন আপনি ক্লাস 6 থেকে উম আমি ধরে নিচ্ছি ক্লাস 10 বা 12 পর্যন্ত খেয়েছেন। ঐ একই স্কুলে যেহেতু ছিলেন অনেকদিন হ্যাঁ? ঐ ফুচকা আস্তে, আস্তে কি মনে হচ্ছিল যে ফুচকার কোয়ালিটি কম ছিল বা একই ছিল এটা কি ছিল? আর ২ ও তারপরেও তো ধরেন ভবিষ্যতে আরো অনেক জায়গায় অনেক ফুচকা খেয়েছেন। আপনি নিজেও বলছিলেন। সেখানেও আপনার আ ফিলিংটা কি আসলে ঐটার মত আর হয়নি কখনো এটা কেনো?
জি। হুম, হুম। হ্যাঁ। না, এই যে ভবিষ্যতে <chuckles> না আমি আসলে অনেক ভালো, ভালো ফুচকা খেয়েছি, অনেক সুস্বাদু ফুচকা খেয়েছি অনেক জায়গায়। কিন্তু আমার মনে হয় কি ঐ যে একটা নস্টালজিয়া কিন্তু কাজ করে যে ছোট থাকতে যে খেয়েছি। আমার কেন জানি মনে হয় কি ঐ স্বাদটা আমি আসলে কোনো জায়গায় খুঁজে পাই না। যে ওটা কিন্তু খুব সাধারণ ফুচকা ছিল যে একবারে মানে অতি সুস্বাদু অতিরঞ্জিত করে কোনো কিছু এরকম দেয়া হয়েছে। এমন কোনো কিছু না। খুব সিম্পল ছোট যে ৳১ র ফুচকাগুলো যেগুলো আসলে বিক্রি করা হতো ওগুলোই ছিল। কিন্তু ঐ স্বাদটা না আসলে কোথাও আমি খুঁজে পাই না। একটা যে টকটা যেটা বানানো হতো কিংবা যেভাবে আসলে ফুচকাগুলো দেয়া হত। আর ফুচকাগুলা কিন্তু খুব মানে সুস্বাদু ছিল মোটামুটি বলতে গেলে একটু ক্রাঞ্চি ঠিক আছে? আর ঐ জিনিসটা আমি খুব মিস করি। ঐ একটা নস্টালজিয়া আমার মনে হয় যে আসলে লেগেছে। এটা স্বাদের ব্যাপার না, এটা মনে হয় আসলে সাইকোলজির ব্যাপার। যে ছোটকালে যেহেতু ঐ জিনিসটা খেয়ে আমার কাছে খুব বেশি পছন্দ হত। অনেকটা সময় ধরে আসলে জিনিসটা খাওয়া হচ্ছে। আর এটার প্রতি একটা লোভ ছিল। তো ঐ লোভটা আমার মনে হয় এখন আসলে কাজ করে।
উ হু। উ জি। হুম, হুম। হ্যাঁ, আসলেই। হুম, আসলে এটা এটাও কিন্তু ঠিকই বলেছেন যে অনেক ক্ষেত্রে কিন্তু আ খাওয়ার চেয়েও খাওয়ার পরিবেশটা আপনার ক্ষেত্রে যে নস্টালজিয়া ব্যাপারটা ধরেন যে সেই ছোটবেলার বন্ধুদের সঙ্গে গলায়, গলায় হাত মিলিয়ে খাচ্ছেন, এরটা কেড়ে খাচ্ছেন। এই অভিজ্ঞতাগুলা আর এই স্মৃতিগুলাই হয়তো আপনার ঐটার স্বাদ বাড়িয়ে দিচ্ছে। আর এখন হয়তো বাস্তবে ওর চেয়েও অনেক মজার কিছু খাচ্ছেন। কিন্তু মনে হবে না যে এটা তো আসলে কম্পেয়ার করা যায় না। সেই সময়ে কোনোটা খেয়েছি এই সময়ে এটা খাচ্ছি। উম আ সঙ্গে, সঙ্গে তো তুলনা করাটা খুব ডিফিকাল্ট। তো সেটাই হয়তো আপনার মনে হচ্ছে যে না ঐটাই আমার সবচেয়ে ভালো ছিল। বা হয়তো আপনি এরচেয়ে ভালো খেয়েছেন। অনেক বেশি। হুম, খুবই মজার, খুবই মজার।
একদম। <chuckles> সত্যি। হুম, হুম। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, একদম। হুম। <chuckles> রাইট।
আচ্ছা, এই যে মানুষ আ খা আমাদের স্ট্রিট ফুডের আ কথা নিয়েই যেহেতু বলছিলাম এটা স্বাস্থ্যকর দিকটাও বলছিলাম। হ্যাঁ, শহরে কিন্তু আসলে এরকম অনেক লোকজন আছে যারা আসলে একটা তো আছে মজার জন্য আমাদের স্ট্রিট ফুড খায় আবার অনেকে আছে যে হয়তো একটু বাধ্য হয়েই খেয়ে ফেলতে হয়। হ্যাঁ? আ তাদের আসলে সিকিম কোনো দিকটা একটু খেয়াল রাখা উচিত আপনার মনে হয়?
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।

হ্যাঁ, মানুষ তো তাহলে আসলে মানুষ হয়ত আসলে অনেক বেশি আবেগেই চলে। মানে এটা হয়তো একজন খাচ্ছে, খেয়ে বলছে। সেই হাইপ এ পড়ে সবাই ঝাঁপিয়ে পড়েছে। মানে আপনি যেটা বললেন শুনে তো আমারই, মানে যেমন আপনার শুরুতে চটপটি ফুচকার ওই গল্পটা শুনে আমার নিজেরই মনে হচ্ছিল। এখনই যেয়ে খেয়ে ফেলি। আশেপাশেও যেয়ে খাওয়া যাবে না। খুবই ভয়ংকর ব্যাপার। আর নতুন কোথাও রিসেন্ট কিছু দেখেছেন? যেটা আপনার মনে হয়েছে? জ্বী, জ্বী।
হুম। হ্যাঁ। <laughs> একদম, একদম। হুম। <laughs> হ্যাঁ। না এগুলো তো খুব unappetizing। আমার মনে হয় যে মানে unhealthy তো অবশ্যই। বাট দেখতেও তো আসলে এই জিনিসগুলো আ মানে ভালো লাগবে না। এটা যেকোনো কাউরই আমার মনে হয় যে আসলে সুস্থ মস্তিষ্কের যারা আছে। তারা তো অবশ্যই এই খাবারগুলো খেতে চাইবে না। তো এটা আ ওই যে হয় না যে একটা ফ্যাট তৈরি হয়েছে। যে কেউ এরকম ভ্লগ করছে জিনিসটা দেখে হয়তোবা একটু ফেমাস হয়ে গিয়েছে। তো এখন তো সবাই যে ফেমের পিছনে ঘুরে। তো দেখা যায় যে এইজন্যই আ সবাই এরকম ভিডিও করছে। হ্যাঁ? দেখছে যে এরকম হঠাৎ করে নতুন কোন কিছু করা হচ্ছে। তো এই হিসাব করে আসলে সবাই আরকি ওই খাবারের উপর ঝাপিয়ে পড়ছে দেখলাম আর।
হুম। হ্যাঁ, হ্যাঁ। বাহ! খুবই ইন্টারেস্টিং মানে আসলেই। এখন আপনি এটাও বললেন যে হ্যাঁ, এখন তো আসলে সবাই সবকিছুতেই ভিডিও ভিডিও করে ফেলে। সেটাকে ওখানে তুলে দেয়, এখানে ভিউ হয়। অনেক ক্ষেত্রে ওনার খাওয়ার ব্যবসার চেয়ে দেখা যাচ্ছে ভিউ এর ব্যবসা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ? জ্বী। এ খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে এবং আপনার এই যে মজার, মজার ২ ধরনের গল্পই শুনতে পেলাম আপনার কাছ থেকে। প্রথমটা শুনে খুবই খেতে ইচ্ছা করছিল। দ্বিতীয়টা শুনে খাওয়া ধরেন দূরে চলে সরে যেতে ইচ্ছা করছে তাই। কিন্তু দুটাই ভালো লাগলো। খুবই ইন্টারেস্টিং আপনার জীবনে গল্পগুলো এবং খাওয়ার ওই যে স্ট্রিট ফুড এর ব্যাপারে কথাগুলো বললেন। সেগুলোও খুব ভালো লাগলো। যে অনেক ধরনের স্ট্রিট ফুড এখন আছে, অপশনস আছে। আ অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন।
<laughs> একদম। <laughs> হ্যাঁ। জ্বী। হ্যাঁ, আপনার সাথে কথা বলেও <chuckles> একদম।

হুম, অবশ্যই, অবশ্যই। আপনি কিন্তু একদম ঠিকই বলেছেন। এবং আপনি বলার পরেও আমার হয়তো আমি আরেকটু রিলেট করতে পারলাম। মানে আমাদের এইযে স্ট্রিট ফুডের ব্যাপারগুলা, আসলে কিন্তু এখন আগের যে স্বাস্থ্যের যেই ভয়ংকর আ চিন্তাটা ছিল, এখন কিন্তু এই জায়গাটা আ আমি বলব যে একদিক থেকেই বেশ কিছু উন্নতি হয়েছে। অনেকগুলো স্ট্রিট কার্ট বলেন, এরকম বলেন, এরকম তো অনেক নেমেছে, যারা বেশ সাম আ সাজিয়ে গুছিয়ে। ওই অ্যা ধর ইউনিভার্সিটির ছেলেরাও আমি শুনেছি যে অনেকে পাস করে চাকরি না খুঁজে অনেকে ব্যবসায় নেমে যাচ্ছে, যে একটা স্ট্রিট ফুড নিয়ে বসলাম, দেখি কি হয়। ইয়া নি মানে বড়, বড়, কিছু ব্র্যান্ড ও কিন্তু যারা স্ট্রিট ফুড নিয়ে শুরু করেছিল, পরে দোকান দিয়ে ফেলেছে বড়সড় করে। এরকমও কিন্তু ২ নাম্বারটা হল এই যে ভ্যারাইটি আপনি যে বললেন বৈচিত্রটা। আসলেই স্ট্রিট ফুড এ আমাদের মানে ছোট থায় উ সময়ে কিন্তু ওইযে স্ট্রিট ফুড বলতে চানাচুর, ঝালমুড়ি, চটপটি, ফুচকা না শীতের সময় হয়তো পিঠা। এর বাইরে আর কিছু মনে হয় না ছিল খুব একটা। এখন কিন্তু আপনি যদি দেখেন, হ্যাঁ এখন কিন্তু ছোটখাটো একটা বিপ্লব হয়ে গেছে সব। জি, জি বলছিলেন, সরি।
অ্যা হুম। জি। হুম, হু, হু। জি। একদম। হ্যাঁ, আ জি। রাইট। <chuckles> হুম, হু, হুম। হ্যাঁ। <chuckles> একদম। হুম, হুম, হুম। না এখন তো আসলে অনেক অপশন হয়েছে যে, আপনি রাস্তাঘাটে দেখবেন যে, আসলে <chuckles> রাইট, যে আসলে এইযে যেরকম আমরা রেস্টুরেন্টে যে খাবারগুলি খাই এগুলি কিন্তু এখন দেখা যায় বেশিরভাগ খাবার রাস্তাঘাটে আসলে যে কার্টগুলি মধ্যে বিক্রি করা হয়ে থাকে। হ্যাঁ? যেগুলি মোটামুটি আ মানে সুস্বাদুও খেতে, আর দেখা যায় যে প্রিপারেশনগুলি কিন্তু তারা দেখা যায় খুব সুন্দরভাবে আসলে করে থাকে যে হয়তোবা অত বেশি আনহেলথি না খেতে, মানে
হুম। হ্যাঁ, আসলেই, আসলেই, না এইযে নতুন যুগের এই যে স্ট্রি বিভিন্ন স্ট্রিট ফুড ধরেন বিভিন্ন জায়গায় দেখা যায় এখন কাবাব পাওয়া যায়। কোথাও হয়তো মোমো, কোথাও হয়তো আবার দেখছি যে বার্গার-টার্গারও পাওয়া যায়। হ্যাঁ? অনেক কিছু কিন্তু এখন অ স্ট্রিট ফুড এ পাওয়াই যায়। বিভিন্ন ওই আবার এ্যা ছোট, ছোট, জোন হয়ে গেছে কিন্তু বিভিন্ন এলাকায়। এখানে গেলে এটা স্ট্রিট ফুড এলাকা। <chuckles> এরকম কিন্তু হয়ে গেছে। আ আমরা দেখি যে এখন
হ্যাঁ, হ্যাঁ। একদম। হ্যাঁ, রাইট। <chuckles> হ্যাঁ। হু, হু, হু। হ্যাঁ, এই যে কিছুদিন আগে যে কেক পট্টি, এটা তো অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছে, <chuckles> যে সবাই মিলে একসাথে এরকম হোমমেড কেক তারা কিন্তু আসলে গিয়ে বিক্রি করছে একটা জায়গায়। আমার মনে হয় এটা কিন্তু বেশ দারুণ, যে আ মানুষজন আসলে একটা স্ট্রিট ফুডও এনজয় করতে পারছে। পাশাপাশি একটা মানে হেলথি অপশন, যেহেতু এইযে বাসায় বানানো হচ্ছে। তার মানে মোটামুটি কিন্তু স্বাস্থ্যকর একটা পরিবেশের মধ্যে আসলে এগুলি প্রিপেয়ার করা হয়। তো আ মানে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটার মাধ্যমে তাদের একটা উপার্জনও হয়ে যাচ্ছে। হ্যাঁ? অনেকে যারা হয়তো আগে ঘরে বসে থাকতো, কোনো কাজ করতো না, আরেকটা এরকম কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে। পাশাপাশি হচ্ছে যে এরকম একটা আ আউটিংও হয়ে যাচ্ছে। যারা আসলে খাচ্ছে, এনজয় করছে গিয়ে। ঠিক আছে? তাদের জন্য একটা এরকম এন্টারটেইনমেন্টের ব্যবস্থা হয়ে যাচ্ছে।
হ্যাঁ, হ্যাঁ, কেকের একটা ওই বেপারটা। <chuckles> উম